আচ্ছা, ৫ বছরের বাচ্চাদেরকে ডায়পার পরানো হয়, মানে আমি এটা কখনো শুনিনি। <scoffs> আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে? হ্যাঁ, অনেক, অনেক জায়গায় হয় অনেক জায়গায় হয়। মানে হয়তো কোনো কারণে হয়তো পরাতে হচ্ছে। ও মানে চাহিদা অনুযায়ী বাচ্চার কিন্তু পু আমি দেখেছি। ঠিক আছে? এইজন্যই বললাম যে, "এটা হয়।" কাউ হয় অনেক সময় হয় না? যে বাচ্চারা হয়তো এই সেন্স টা গ্রো করেনি যে আ মানে ও বলে দিবে, বলতে পারছে না। একটু সমস্যা হয়। তো সেক্ষেত্রে আর দেখা যায় যে স্কুলে পাঠানো হয়। তো আমি যেটা করেছিলাম, একদম ছোটবেলাতেই যখন একদম ও ৪০ দিনের বাচ্চা। তখন করতাম জি, ঠিক, আপনার ২০ মিনিট, ৩০ মিনিট পর, পর ওকে বাথরুমে নিয়ে যেতাম। নিয়ে যেয়ে একটা বোঝাতাম যে, হ্যাঁ ও এখন একটা সময় হয়েছে এবং যদি আওয়াজে দিতাম, তাহলেই কিন্তু সে করে দিত। হ্যাঁ? হি হিসু করে দিত। ঠিক আছে? অ
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু সমস্যা হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। এটা এটা অনেকেই মনে করে, একটা মুখে একটা আওয়াজ করে যাতে বাচ্চা বুঝে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, আওয়াজ দিলে একদম। তো এ শেষের দিকে হতো কি? একটা গানের গানের মতো করে নিয়ে আসলাম। যে আচ্ছা ঠিক আছে এখন গানের সময় হয়েছে, তুমি যাচ্ছো। হ্যাঁ? ওয়া ওয়া ওয়াশরুমে যাচ্ছো এবং যখন একটু বড় হতে থাকলো যে সে এখন নিজেই করতে পারবে, তখন ওর জন্য একটা ছোট টুল এনে দিলাম। সেই টুলটা হয় কি? ও উঠে কমোডেও বসতে পারছে আবার বেসিনের কাছেও তার কল পর্যন্ত নাগাল যাচ্ছে। যার ফলে সে নিজেই কিন্তু নিজের দাঁতটা মাজতে পারছে।
আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম।
ঠিক আছে? এবং পাশে তাকে নিয়েই একটা ছোট আয়না
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
বেসিনের পাশে একটা ছোট আয়না। তাকে নিয়েই কিন্তু এটা ডেকোরেশন করেছিলাম। করে ওইটা পাশে রেখেছে যে সে তার দাঁত যেন দেখতে পারে যে মাজার পরে কেমন হচ্ছে? যে জিভ পরিষ্কার হয়েছে কিনা হ্যাঁ, পরিষ্কার হলো কিনা? তো এই জিনিসগুলো কিন্তু তাকে নিয়েই করি। যার ফলে হয় কি? তার যে আগ্রহটা থাকছে সেটা কিন্তু র ঠিকই থেকে যায়। তো এভাবেই একটু ছোট, ছোট খুব বেশি যে মজার হতে হবে যে সবকিছুতেই যে মজার ছলে করতে হবে, তা না। আর আরেকটা যেটা করি হচ্ছে গিয়ে, আপনার একটু সুর নিয়ে আসি। গানের সুর। যেমন ছোটবেলায় যখন পড়তাম আমার না কিছু, কিছু ক্ষেত্রে মনে হতো না যে যেটা মুখস্থ করার কথা, সেটা আমার মুখস্থ হচ্ছিল না। তখন আমার কাছে চিন্তা হতো যে, আচ্ছা এটা যদি একটু দেখা যেত, এটা যদি একটু দেখে কেউ যদি আমাকে অভিনয় করে দেখাতো বা, বিষয়টা যদি ই চোখের সামনে আসতো, তাহলে কিন্তু বেশ হতো।
হু। আচ্ছা। কেমন লাগছে দেখতে? হ্যাঁ, পরিষ্কার হলো কিনা? হ্যাঁ আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু। হুম, হু, হুম। এ কিন্তু বাচ্চাদেরও ভালো কাজ করে। ব্রেইনে বিষয়টা ভালো করে ক্যাচ করে।
হ্যাঁ, হ্যাঁ। তো সেটাই। তো মানে এই কাজগুলো কিন্তু করি। যে গল্পের ছলে বলা, তারপরে হচ্ছে গিয়ে গানের সুরে বলা এবং আরেকটা বিষয় যেটা আমি করি আমার কাছে বেশ মনে হয় যে এটা কাজে দেয়, সেটা হচ্ছে গিয়ে আমি যদি আমার বাচ্চাকে কিছু শেখাতে যাই, ঠিক আছে? ওকেই ওই একটা ক্যারাক্টার তৈরি করে দেয়া।
হুম। হুম।
ঠিক আছে? যে যে বিষয়টা শিখাচ্ছি, সেই বিষয়টা নিয়ে ওই একটা ক্যারাক্টার, মানে ওই চরিত্রটা চলে আসবে।
আচ্ছা, আচ্ছা।